<sighs> আমি না বেশ কয়েকদিন ধরে বেশ সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি আসলে। আমার মনে হচ্ছে যে, আমার মানসিক আ চাপ অনুভব করছি সারাক্ষণই। আর কোন কিছুতে না ঐভাবে মনোযোগ দিতে পারছি না। তো আ যেহেতু সবসময়ই খুব আ মানে নিজের ভেতরে খুব খারাপ লাগছে এবং এক ধরনের মানসিক চাপ অনুভব করছি। তো দেখা যাচ্ছে যে অন্যান্য মানুষের সাথে আমার কর্মক্ষেত্রে বা, আমার বাসায় আ মানুষের সাথে যে কমিউনিকেশন ভালোভাবে সেটাও কিন্তু হচ্ছে না। অনেক সময় আমি রেগে যাই। আ কিন্তু এইযে এটা যে অ্যাকচুয়ালি ঠিক কি কারণে হচ্ছে, সেটাও খুঁজে বের করতে পারছি না। আর আমার এই সমস্যাটা আমি কারো সাথে শেয়ার করতেও আসলে পারছি না। আমার মনে হচ্ছে যে কেউ আসলে ওইভাবে বুঝবে না বা, গুরুত্ব দিবে না। তো এটা নিয়ে আসলে অনেকদিন ধরে অশান্তির মধ্যে আছি। আ যার জন্যে আসলে আপনার সাথে শেয়ার করা। আ তো এই ব্যাপারেই আসলে একটু আ সাহায্য চাচ্ছিলাম যে, কিভাবে এটা থেকে বের হতে পারি?
আপনার কথা শুনে বোঝা যাচ্ছে আপনি অনেক আ বেশি হতাশার ভেতর দিয়ে যাচ্ছেন। আপনার কোন কিছু আসলে ঠিক নেই। তো আমি চেষ্টা করবো আমার আ পক্ষ থেকে আপনাকে সাহায্য করার জন্য। তবে তার আগে আ আপনার বিষয়গুলো আমাকে একটু যদি খুলে বলেন, তাহলে ভালো হয়। একটু বলুন বিষয়গুলো।
জি। হু, হু। উম জি। আমার হচ্ছে যে কেন জানি না সবকিছু খুব অগোছালো লাগে। আমি না আ কোন কিছু রুটিনের মধ্যে আনতে পারি না। এবার যদি কোন একটা রুটিন আমি আ তৈরি করি যত হিসেব করে যে, এটা হয়তো আমার জন্য ভালো হবে। তো আমি না, আমি কিন্তু ঐযে উম আ মানসিক স্বাস্থ্যের জন্য যেটা আ উন্নতির জন্য যেটা করে থাকি, যেই রুটিন আমি তৈরি করি, সেটা কিন্তু আমি আ সহজে অ্যাডপ্ট করতে পারি না। মানে আমার আসলে খুব কষ্ট হয় যে, আ আ নিজেকে চেঞ্জ করতে, নিজের রুটিনটা চেঞ্জ করতে। আসলে অ্যাকচুয়ালি তো এভাবে রুটিন ফলো করা হয় না। তো যখন অ একটু আ নিজের প্রতি মনোযোগ দিয়ে আ রুটিন তৈরি করার চেষ্টাও করেছি। তখন দেখেছি আসলে আমি সেটা খুব বেশিদিন কন্টিনিউ করতে পারিনি। আমি অ্যাডাপ্টই করতে পারিনি। আ কয়েকদিন পরে আসলে যা, তাই হয়ে গেছে। আমার ঘুমেরও কোন ঠিক থাকে না। আর শারি শরীরচর্চা যেটা, সেটা তো হয়ই না। আমি আসলে আ রাতে যখন শুতে যাই, তখন দেখি আসলে আমি সারাদিনে তেমন কিছুই করি নাই।
হু। হু।
উন যে কিন্তু পুরো সারাদিনটা যখন কেটে যায়, আমার মনে হয় যে আমার আলাদা করে আসলে তেমন উ কোন সময়ই নেই। অথচ একা করে যখন ভাবতে বসি যে, নিজের অগ্রগতি আজকে কতটা হলো বা, আমার মানসিক স্বাস্থ্যটা, শারীরিক স্বাস্থ্যটা ঠিক রাখার জন্য কি, কি করলাম? তখন কিন্তু দেখি যে আসলে আমি তেমন কিছুই করিনি। এমনিতেই দিনটা কেটে গেছে। রুটিনের কোন কিছুই করিনি। তো এই ব্যাপারে আসলে নিজেকে কিভাবে উন্নত করবো?
আহ বুঝতে পারছি আপনি হয়তো একটা রুটিন আ তৈরি করে সেটা ফলো করার চেষ্টা করছেন। কিন্তু আ যেকোনো কারণেই হোক আপনার মনটা ডিসট্রাক্ট হয়ে যাচ্ছে। আপনি আ রুটিনটা ফলো করতে পারছেন না। তো একটু কা রুটিন কেন মানতে পারছেন না, আসলে এই আ কারণটা একটু বলবেন? আপনার কি আ পারিবারিক কোন সমস্যা আছে? বা, আ মেন্টাল কোন সমস্যা বা, ডিভাইস আসক্তি, এরকম কি কিছু আছে? কি কারণে আসলে সমস্যাগুলো তৈরি হয়েছে?
হুম। হুম। জি, আমার আসলে পারিবারিক কোন ঝামেলা ঐভাবে নেই। আ তবে যেটা হয় যে আমি ই নিজের জন্য যে সময় কাটাবো বা, নিজের একটা আলাদা করে এ জায়গা <smacks lips> ওই স্পেসটা আসলে নেই আ আমাদের ফ্যামিলিতে। কিন্তু আসলে এমনিতে কোন ঝামেলা নেই। যেই আ সমস্যাটা, সেটা হচ্ছে আমার। আমি কিছুতেই আসলে ঠিকঠাক মতো সময়টা মেইনটেইন করতে পারি না। আমি আমার ঘুমের কোন ঠিক নাই। তারপরে আমি সকালে উঠতে পারি না। এটা আমার কাছে সবচেয়ে কষ্টকর মনে হয়। এবং যেটা বললেন যে, "ডিভাইস আসক্তি।" হ্যাঁ, এটা আসলে আমার খুব বেশি পরিমাণেই আছে। দেখা যায় যে <smacks lips> আমার অনেক কাজ এরকম হয়। অনেক স দেখা যায় যে অনেক কাজ পড়ে আছে। আমি হয়তো ভাবছি কাজ করতে বসেওছি, যে একটুখানি একটা নোটিফিকেশন আসলো বা, ৫ মিনিট কাজ করে একঘেয়ে লাগলো, তখন একটু ফোনটা হাতে নিলাম। আ তো স্ক্রল করছি। তখন দেখা যায় যে আমি ভাবছি যে আমি একটু পরেই রেখে দেব। দেখা যায় যে আমার হয়তো ২ ঘন্টা পার হয়ে গেছে। আমার কোন আ মানে ইয়েই নাই। হুশই নাই। আমি ওইভাবে ইউজ করছি। আবার আমি হয়তো খুব কষ্ট করে একটু ট্র্যাকে ফেরার জন্যে তাড়াতাড়ি আ শুয়ে পড়েছি যে, "আজকে রাতে তাড়াতাড়ি ঘুমাবো।" ১১ টার মধ্যে শুয়ে পড়েছি। আমার মনে হচ্ছে যে একটুখানি ১০ মিনিট ফোনটা দেখব, তারপরে রেখে দেব। এরপরে দেখা যায় হয়তো আমি একটা নাটকের সাজেশন পেয়েছি বা, মুভির সাজেশন পেয়েছি বা, রিলস দেখতেই আছি। এভাবে স্ক্রল করতে, করতে কিন্তু ২ ঘণ্টা পার হয়ে গেছে। এবার ফোনটা রেখে যে যখন ঘুমাতে যাবো, তখন কিন্তু আর ঘুম আসে না আমার। তো আমার মনে হয় সবকিছু মিলিয়ে আসলে আমি আমার মানসিক স্বাস্থ্যের ব্যাপারটা কিছুতে ঠিক করতে পারছি না। আর সেই অনুযায়ী রুটিনটাও আসলে অ্যাডপ্ট করতে পারছি না।
বেশ। হুম, হুম। আচ্ছা। হুম। হুম। আ আপনার কথা শুনে আমি বুঝতে পারছি যতদূর যে, আপনি আসলে বাজে কিছু আ অভ্যাসের আ একটা চক্রে আটকা পড়ে গেছেন। বুঝতে পারছেন? যে আ আপনি বলছিলেন যে আপনি আ খুব বেশি ডিভাইস চালান। আপনি প্রয়োজনে যেমন ডিভাইস চালান, তেমনি অপ্রয়োজনেও চালান। আপনি দেখা যায় যে ঘুমের আগে, আগে ডিভাইস চালাচ্ছেন। এটা আসলে আ খুবই মারাত্মক। এটা আ খুবই বাজে একটা অভ্যাস। আপনি যখন আ ঘুমের আগে ডিভাইস চালাচ্ছেন, তখন কিন্তু মোবাইল থেকে আ বিভিন্ন রশ্মি যেমন আ অবলহিত রশ্মি বা, আ অতি বেগুনি রশ্মি, এগুলো যখন আপনার চোখে পড়ছে বা, মস্তিষ্কে পড়ছে, আ? তখন কিন্তু আপনার স্থায়ী ক্ষতি হচ্ছে। আপনার ঘুম চলে যাচ্ছে, আপনার আ শারীরিক অনেক সমস্যা দেখা দিচ্ছে। তো আমি অনুরোধ করবো আপনি ১ম এ আপনার আ ডিভাইস আসক্তিটা কমান। তাহলে হয়তো দেখা যাবে যে আপনি আপনার রুটিন অনেকটাই ঠিক করে ফেলতে পারবেন। আর আ ঘুমানোর ক্ষেত্রে আমি সেটা বলবো, সেটা হচ্ছে ঘুমের আগে আপনি আ চাইলে একটু আ আ যেমন বাস্তবধর্মী বিনোদনগুলো আছে, যেমন বই পড়া বা, আপ পরিবারের কারোর সাথে কথা বলা, এগুলো আপনি একটু করে দেখার চেষ্টা করতে পারেন মোবাইলটা না চালিয়ে। আ আপনি কি মোবাইলটা ছাড়ার চেষ্টা করেছেন কখনো? কোন সময়?
উম জ্বী। হুম, হুম। হুম, হুম। আচ্ছা। হ্যাঁ, আমি আসলে চেষ্টা করে দেখেছি। তবে আ আসলে আমার চেষ্টাটা যে ওই সেইম ব্যাপারই হয়েছে। চেষ্টাটা যে উ কয়টা দিন কন্টিনিউ করবো, সেটা কিন্তু করতে পারিনি। আসলে খুব একঘেয়ে লাগে। আমার মনে হয় যে ওই আ মুহূর্তে ফোনটা দরকারি। হয়তোবা ২,৩ দিন আমি আ ওই ব্যাপারটা মেইনটেইন করতে পেরেছি যে ফোন থেকে দূরে থাকব। তারপর দেখা গেছে যে সেই ফোন নিয়েই ঘুমুতে গিয়েছি। এবং আমি আসলে লক্ষ্য করছি যে আগে আমি আ যেই ব্যাপারগুলো করে অ্যা খুব মানসিক স্বস্তি পেতাম। যে মা কিছু আ হাতের কাজ করতাম, আঁকাআঁকি করতাম। আ তারপরে একটু গাছের পরিচর্চা করতাম। হ্যাঁ? ওইগুলোতে আমার একটা মানসিক আ চাপটা কমতো, মানসিক স্বস্তি মিলত। আমার মনে হয়েছে যে দিন, দিন আমার এইযে মোবাইল আসক্তি বা, ডিভাইস আসক্তি বাড়ার ফলে আমি কিন্তু আ ওই কাজগুলো থেকেও অনেকটা দূরে সরে গি গিয়েছি। তো যে মানসিক স্বস্তির যে বিষয়টা, সেইটাও উ এখন আর পাই না। সারাক্ষণই অস্বস্তি লাগে বা, রিফ্রেশ লাগে না। সেই কারণেও কিন্তু আমার আ দিনকে দিন মানসিক চাপটা বেড়ে যাচ্ছে আরো।
হুম। এটা আসলে আ বর্তমানে আপনি যে, আ মোবাইলে আসক্ত আপনার আ সেই কারণে আসলে আপনার refreshment এর সমস্যা হচ্ছে। আপনি যে, বললেন যে, আপনি সারাদিন অবসাদগ্রস্ত থাকেন, এটা মূলত আ আপনার মোবাইল চালানোর ফলে আ একটা hormonal সমস্যা হয়েছে আরকি। তো এটা সমস্যা না আরকি একটা বিশেষ আ অবস্থা আপনার মস্তিষ্কের একটা বিশেষ অবস্থা তৈরি হয়েছে। আপনি আ অতিরিক্ত মোবাইল চালানোর কারণে। আমি আপনাকে পরামর্শ দিবো আপনি মোবাইলটা আ স্থায়ীভাবে এ ছেড়ে দেওয়ার একটু চেষ্টা করেন। আ আপনি একটা কাজ করতে পারেন। আপনি যখন আ মোবাইলটা official কোনো কাজে ব্যবহার করছেন না তখন আ মোবাইলটা আ আপনার পরিবারের কারো কাছে জমা দিতে পারেন। হ্যাঁ? বা আপনি যদি সেটাও করতে না পারেন তাহলে মোবাইলটাতে আপনি আ notification off করে রাখবেন বা মোবাইলটা silent mode এ রাখবেন। দেখবেন আপনার হাতটা automatic আ মোবাইল থেকে একটু দূরে থাকবে। এটা একটা ভালো উপায় হতে পারে বলে আমার মনে হয়। আ আপনি কি এটা করার জন্য চেষ্টা করেছিলেন কখনো বা এভাবে ভেবেছিলেন?
হুম, হুম। হুম, হুম। না, না, আসলে আমি এইভাবে কখনোই ভেবে দেখিনি। আমি আসলে সর্বোচ্চ চেষ্টা যেটা একটু আ মানে ফোনটা silent করে রাখা, বা কিছুক্ষণের জন্য notification off করে রাখা এটা করেছি। আমার ক্ষেত্রে আসলে খুব একটা লাভ হয়নি। ফোনটা silent দেখা যাচ্ছে যে, ফোনটা silent ই থেকেছে। কিন্তু আমি উঠে গিয়ে বারবার ফোনটা check করছি। notification off ই হয়তো আছে, কিন্তু তারপরেও আসলে আমি ফোনটা নিয়ে বারবার চেক করছি। আ কিন্তু কাউকে আসলে দায়বদ্ধ রাখা যে, ফোনটা আ কারোর কাছে জমা দিলাম, কিংবা কেউ এই ব্যাপারটা একটু লক্ষ্য রাখবে যে, আমি আ খুব বেশি ফোন use করছি কিনা এই ব্যাপারটা আসলে আ কখনোই ভেবে দেখা হয়নি এবং আমি আরেকটু জানতে চাচ্ছিলাম যে, <smacks lips> এই যে, আহ, আমি এতদিন ধরে বেশ অনেকদিনই হয়ে গেল একটা মানসিক চাপ অনুভব করছি। তো আমি খুব feel করছি যে, আমার আসলে মানসিক স্বাস্থ্যের একটু উন্নতি দরকার এবং আমার এই যে, দৈনন্দিন জীবনযাপন, এটা আসলে খুব আ বেশি মাত্রায় এলোমেলো এটা আমি নিজেই বুঝতে পারছি। কিন্তু আমি আসলে কোনভাবেই আ ঠিকঠাক একটা routine সাজাতে পারছি না, যেটাতে আসলে আমার শারীরিক-মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটবে এবং routine টা আসলে আ যেহেতু আমার আ দৈনন্দিন জীবনযাপনটা একেবারেই এলোমেলো, আমার আসলে যদি একটু খুব tight routine হয় বা খুব কঠিন হয়, সেটা আমার adopt আমার করতে খুব সমস্যা হয়। তো এ এরকম একটা সহজ কোন routine, যেটা আমি দ্রুতই adopt করতে পারব এরকম কোন routine তৈরি করা যায় কিনা?
হুম। আচ্ছা অ্যা আ ১ম এ আপনাকে আমি আ এই প্রশ্নটার জন্য অভিনন্দন জানাচ্ছি যে, আপনি বুঝতে পারছেন যে, আপনার আ মানসিক অবস্থা ভালো নেই এবং এটা উন্নতি করা প্রয়োজন। আ আপনার যে, বোধটা জাগ্রত হয়েছে সেটা খুবই দরকারি। তো আপনি চাচ্ছিলেন একটা routine তৈরি করতে যেটা বেশ আ সহজ হবে। তো আমি এক্ষেত্রে বলব যে, আপনার routine টা আসলে আপনার আ নিজেকেই গুছিয়ে নিতে হবে। হ্যাঁ? আমি আমার জায়গা থেকে আপনাকে আ routine তৈরি করে দিবো হঠাৎ করে। সেটা আসলে আ খুব বেশি ভালো ফলদায়ক হবে না। তবে আমি আপনাকে পরামর্শ দিতে পারি, আপনি routine এ আসলে কী, কী রাখবেন। আমি আ অনুরোধ জানাচ্ছি ১ম এ যেহেতু আপনার আ ঘুমের সমস্যা আছে আপনি চেষ্টা করবেন অন্তত ৭ থেকে ৮ ঘন্টা ঘুমানোর জন্য। আর আপনি বলছিলেন আপনি অবসাদগ্রস্ত থাকেন আ দিনের বেশিরভাগ সময়। আপনি যখন অবসাদগ্রস্ত হয়ে পড়েন তখন আপনি চেষ্টা করবেন কিছু হালকা-পাতলা ব্যায়াম করার জন্য বা meditation নেয়ার জন্য। হ্যাঁ? তাছাড়া আপনি আ বলছেন আপনি হাতের কিছু কাজ পারেন বা আপনার কিছু শখ আছে যেমন গাছের পরিচর্চা করা, ছবি অঙ্কন করা, আপনি সেগুলো একটু করে দেখতে পারেন। আপনি যদি আপনার এই ভালো অভ্যাসগুলো আবার যদি একটু চর্চা করেন তাহলে আমি বলব আপনার বর্তমান সমস্যাগুলোর অনেকটাই হয়তো কেটে যাবে। এছাড়াও যদি অ্যা আপনি যদি আ সমস্যাগুলো আ সমাধান করতে না পারেন, তাহলে আপনি professional অ্যা psychologist এর পরামর্শ নিতে পারেন। তবে আমি বলব আপনি আপনার দিক থেকে একটা শেষ চেষ্টা করে দেখুন। অবশ্যই ভালো একটা ফল আসবে।
জ্বি। হুম, হুম। জ্বী। হুম, হুম। <clicks tongue> জ্বি। হুম, হুম। জ্বি। <smacks lips> আচ্ছা। ঠিক আছে। হুম, হুম। <smacks lips> আচ্ছা। আ আপনি একদম আ এ যথার্থই বললেন যে, আমি আসলে ১ম এই আমার ঘুমের ব্যাপারটা ঠিক করতে চাচ্ছিলাম কারণ আসলে ঘুমটা এলোমেলো হলে তারপরে বাকি দিনটা সবকিছুই আমার এলোমেলো লাগে। তো আমার মনে হয় যে, already আপনি আমাকে যে, suggestion গুলো দিয়েছেন সেগুলো মেনে চললে আমি অনেকটাই আসলে আ মানসিক স্বাস্থ্যের ব্যাপারটা ঠিকঠাক করতে পারবো এবং একটা সুন্দর routine আ মেনে চলতে পারব। আমার ব ব্যাপারটা সহজ হয়ে গেল। আগে যতটা কঠিন লাগছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনাকেও ধন্যবাদ।